হ্যাঁ, একটা বিরতি। বিরতি তো আসলে সবসময়ই খুবই জরুরি। আমিও যখন হচ্ছে অনেক কাজ করি, কাজ করতে, করতে ক্লান্ত হয়ে যাই। তখন একটু উঠি, এদিকে ওদিকে একটু ঘোরাঘুরি করি। এ্যা এইভাবে একটু নিজেকে, নিজের মনটা একটু অন্য দিকে নিয়ে, তারপরে আবার সমস্ত মনস এক জায়গায় স্থির করে কাজ করতে বসি। আমি এভাবেই কাজ
জি। জি, আমি স আসলে এটাই করা উচিত আমাদেরও। আমার আসলে সমস্যা হয় মাঝে, মাঝে, বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকি যে, আমাদের সময়ের কাজ, সময়ে করার ক্ষেত্রে। দেখা যাচ্ছে, আমি অ অনেক সহজে distracted হয়ে যাই। দেখা যায় যে, কাজ করছি, হুটকরে দেখা যাচ্ছে একটা distraction চলে আসলো। তখন কিন্তু কাজের প্রতি আর মনটা থাকলো না, তখন অন্য কাজে ঢুকে গেল। এক্ষেত্রে কিন্তু কাজটাও ভালোমতো তো হচ্ছে না এবং আমার সময় কিন্তু অপচয় হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আপনি আমাকে কিছু উপদেশ দিতেন বা যদি আপনার কোন মতামত থাকে।
জি, জি। হ্যাঁ। হ্যাঁ। হুম, হুম, ডিসট্রা হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। আর এ হ্যাঁ। আমার কাছে যেটা মনে হয় যে, এই যে আমাদের আ মনটা অন্যদিকে চলে যাওয়া, এটার পিছনে অনেক বড় একটা ভূমিকা পালন করে আমাদের হাতের এই মুঠোফোনটা। এটা অনেক বেশি মানে একবার ঢুকে গেলে, তখন একটু এটা-ওটা দেখতে, দেখতে, অনেকটা সময় চলে যায়। তো আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা করি, আমি যখন গুরুত্বপূর্ণ কোন কাজ করি, তখন হয়তো মোবাইলটা অনেক দূরে রাখি, যাতে আমার হাতের কাছেই আর মোবাইলটা না থাকে। তো সেটা যাতে দেখারও কোন মানে অপশনটাই আমি না পাই। তো আমি এই কাজটা অনেক বেশি করি। আর আম সবসময় চেষ্টা করি যে কাজ আমি করব, সেটা খুব পরিকল্পনা অনুযায়ী করার, যাতে আমার পরিকল্পন মানে পরিকল্পনার আ কোনো ব্যতিক্রম না হয় কাজটার আ করার ক্ষেত্রে।
জি। জি্‌, জি। আচ্ছা, আচ্ছা। জি। জি, আসলে আমিও নেক্সট টাইম তাহলে, এইভাবে চিন্তা করে আমি ফোনটাও দূরে, দেখা যাচ্ছে অন্য একটা ঘরে রেখে আসতে হবে। সেই তার মানে আসলেই দেখা
হ্যাঁ, এটা কি এটা কিন্তু, এই টেকনিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে খুব ব ভালো একটা ভূমিকা পালন করে।
জি। জি, আসলেই কারণ দেখা যাচ্ছে যে, distraction গুলো কিন্তু বেশিরভাগই আপনার মুঠোফোন থেকেই আসছে। কারণ জি, দেখা যাচ্ছে, আপনি কাজ করছেন, হুট করে একটা টেক্সট আসলো বা নোটিফিকেশন আসলো, তখন কিন্তু আপনার কাজ থেকে মনোযোগটা সরে গেল।
মোবাইল থেকেই আসে। হ্যাঁ। হুম। একদম।
আর আরেকটা জিনিস জি বলুন।
আর হুম। আর কাজের ক্ষেত্রে আপনি যে অনেক সময় আমরা কাজের সময় আমাদের একটু মানসিক চাপের মুখেও পড়তে হয়। তো সেই ক্ষেত্রে এই মানসিক চাপটা আপনি কিভাবে দূর করেন?
জি। আসলেই আমাদের তো, কাজ করতে, করতে, যখন আপনি প্রেশার থাকে কাজের খুব বেশি। তখন তো আসলেই মানু আ মানসিক কিন্তু একটা চাপ চলে আসে বা আ মানসিক চাপের কারণে কিন্তু কাজটিও আমাদের হচ্ছে না। আসলে মানসিক চাপ যখন আমার কাছে যখন চলে আসে, তখন দেখা যাচ্ছে আমি গান শোনার ট্রাই করি বা একটা ছোট্ট ব্রেক দেই। তখন একটা চা খেয়ে গান শুনলাম বা মেডিটেশন টাইপের কোন কিছু করলে বা হাঁটা-চলা করলে, তখন দেখা যাচ্ছে মাথাটা ঠান্ডা হলো। আর আমার মা একটা কথা বলতেন যে জি, আমার মা একটা কথা সবসময় বলতেন যে, "যখন মানসিক চাপ বলতে মাথায় যখন উম চাপ চলে আসে কাজের, তখন বেশি, বেশি, পানি খেতে" আরকি।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। কাজটাও ভালো মতো তখন করা যায় না। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, এটা একটা অনেক ভালো পদ্ধতি।

হ্যাঁ, সেটা অবশ্যই ঠিক।
আর সময় ব্যবস্থাপনা কিন্তু আসলে, যেরকম আমাদের কাজ করতে, করতে, যেরকমটি আপনি বললেন যে, মানসিক চাপ চলে আসে। আবার অপরদিকে কিন্তু যদি আপনার সময় ব্যবস্থা, যেরকম আপনি বললেন যে, সময়ের আগে আপনি সবকিছু লিপিবদ্ধ করুন, করে রাখি। তখন কিন্তু দেখা যাচ্ছে, সময় ব্যবস্থা করা থাকলে তখন কিন্তু আপনার মানসিক চাপটা অনেকাংশে কমে যায়।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, কমে, কমে যায়। হ্যাঁ, অনেক অংশেই কমে যায়। অনেক অংশেই কম থাকে। কারণ আমি তো জানি আমার কাজটা আমি সময় মতোই শেষ করতে পারবো। ইস হ্যাঁ।
জি। কারণ আপনার কাছে একটা পরিকল্পনা আছে, আপনি এই কাজটা করবেন আগে। তারপরে এটার পর এই কাজটা করবেন। তখন কিন্তু আগের থেকে একটা রিল্যাক্স থাকে যে, আসলে এটা আমার আজকে এগুলো, এগুলো, করতে হবে। আর এগুলো কিভাবে করতে হয়, সেটা তো আপনারা লিপিবদ্ধ করে রেখেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার আলা এক্সট্রা যে, চাপটা থাকে, যে, কোনটার পর কোন কাজ করব বা এত কাজ কিভাবে শেষ করব? সেই চাপটা কিন্তু আসলে কমে যায়।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, সেটা নিয়ে আর কোনো দুশ্চিন্তায় পড়তে না হয়। হ্যাঁ, দুশ্চিন্তায় পড়তে
জি।
আ আপনি বেশিরভাগ সময় কোন, কোন, কাজে আপনি ব্যয় করেন?
আ বেশিরভাগ সময় কোন, কোন কাজে যদি প্রশ্ন করেন, তাহলে আমি বলব যে, আমি তো উম সাধারণত প্রোগ্রামিং করি, ওয়েব ডেভেলপমেন্টে কাজ করা হয় আরকি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে, আ এরকম কোডিং করা বা জি, জি, এই, এই কাজটা কিন্তু আপনার দেখা যাচ্ছে যে, শ্রমিক যারা আছে, বা শরীরের কাজ যেগুলো করে, কষ্টরোধের কাজ যেগুলো যারা মানুষ করে, তারা কিন্তু স দৈহিক শ্রমের মাধ্যমে কাজটা করছে। ম মধ্য যে, টেকনোলজি বেসড কাজ এই কাজের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার মস্তিষ্ক সব প্রেশার টা পড়ছে।
আচ্ছা, আচ্ছা। ও সেটা তো, বেশ জটিল কাজ। জি। জি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উ, হুম।

জ্বি, অবশ্যই। আমার আশেপাশে অম সব মানুষই কিন্তু কাজ নিয়ে ব্যস্ত থাকলেও কিছু, কিছু আমার বন্ধু আছে যারা দেখা যাচ্ছে যে অ্যা কোনো কাজ করে না। দেখা যাচ্ছে বেকার বসে আছে কিন্তু তাদের কিন্তু কোনো পরিকল্পনা নেই। সময় কিভাবে ইউটিলাইজ করতে হবে বা কোন সময় কোন কাজ করতে হবে তাদের কোনো পরিকল্পনা না জি অবশ্যই। পরিকল্পনা না থাকার কারণে তারা দেখা যাচ্ছে অ্যা অন্যমনস্ক হয়ে যা পিছিয়ে যাচ্ছে এবং অ্যা তাদের জীবনে কিন্তুক সময়টা আসলে ঠিকভাবে কিন্তুক প্রয়োগ হচ্ছে না। তখন দেখা যাচ্ছে পরবর্তীতে কিন্তুক এটা অনেক বড় আফসোসের মূল কারণ হয়ে দাঁড়াবে। একদম খুবি
আচ্ছা। হ্যাঁ। করা উচিত। হ্যাঁ। হুম। পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। কারণ হয়ে যায়। আমাদের সবারই মনে হয় এরকম কিছু মে ২, ১ জন বন্ধু থাকেই। যারা হচ্ছে সব ক্ষেত্রেই যেকোনো প পরিকল্পনা হলো যে আমরা অমুক জায়গায় ঘুরতে যাব। হ শুধু তারাই দেখা গেল যে প্লান টার ঠিক মতো উ যেভাবে হওয়ার কথা কথা ছিল সেভাবে করল না বা প্ল্যান থেকে সরে আসলো। এরকম কিছু বন্ধু দেখা যায়। ওদের একটা এইযে ওরা পারছে না বা করছে না। এটার একমাত্র কারণ হচ্ছে ওরা সময়টা ঠিকভাবে ব্যবহার করছে না। ওঁৎ এজন্যই আসলে পিছিয়ে থাকা।
জ্বী। জ্বি। জ্বি। জ্বি। জ্বি, আসলে আমাদের কিন্তু সকলেরই উচিত যে রাতে ঘুমানোর আগেই হোক বা রাতে যেকোনো সময় দিনটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু পরবর্তী, পরের দিনে বা আগামী দিনে গুলোর কিন্তু পরিকল্পনাটা করে রাখা উচিত সেক্ষেত্রে কিন্তু অনেক সহজ হয়। কারণ রাতে আপনি ভাবলেন যে আসলে কালকে আমার এই, এই কাজগুলো আছে, এই, এই করতে হবে। তখন কিন্তু আপনার কোনো অন্য মনস্কতা বা আপনার কাজের পিছিয়ে পড়ার কোনো অপশন থাকে না। তখন আপনার সব কাজগুলোই কিন্তুক আপনি গোছানোভাবে সম্পন্ন করতে পারেন।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। উ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুঁ। অ হ্যাঁ। হ্যাঁ, গোছানো হয়। হ্যাঁ আর কাজ, কোনো কাজ বাদ পড়ে যাওয়ারও কোনো সুযোগ থাকে না। যদি আগে থেকেই পরিকল্পনাটা ঠিকভাবে করা যায়। আর অ্যা যারা শেষ মুহূর্তে কাজ করে আমি আসলে ও এই ধরনের মানুষদেরকে একটু এড়িয়ে চলি এবং এই ধরনের মানুষের সাথে কখনো কোনো পরিকল্পনাও করতে চাই না। কারণ আমার শেষ মুহূর্তের কাজ একেবারেই পছন্দ না। যে শেষ মুহূর্তে নাকে মুখে কাজ করব। ওটা আমার একেবারেই পছন্দ না।
জ্বী। জ্বি। জ্বি। জ্বি।